অবশ্যই আ দেখুন এইক্ষেত্রে কি আমরা না কারো প্রতি সহানুভূতিশীল না সত্যি কথা বলতে গেলে। আমাদের দেশের মানুষরা আমরা আ কারো মতামতকেই কখনো গুরুদেত্তে গুরুত্ব দিতে চাই না। এটা সত্যি কথা বলতে গেলে একদম পরিবার পর্যায় থেকেই শুরু হয়ে যায়। তারপর আস্তে, আস্তে আ যেরকম একটা বিষয় দেখুন আ যে দেখা যায় যে অ্যা একই আত্মীয়স্বজনের ভিতরে দেখা যায় যে কত ধরণের কথা রটারটি হয় এবং এটা কিন্তু আমাদের দেশের প্রত্যেকটা পরিবারেই ঘটে। তো এই জিনিসটাই কিন্তু আসলে একটা সমাজকে গঠন করে। এই মানসিকতা নিয়েই কিন্তু দেখা যায় যে একটা আ বাচ্চা বড় হয়, যার ফলে কিন্তু তার ভিতরেও এই জিনিসগুলা automatically চলে আসে। যে আসলে আ মানে আ কা অন্য কারো মতকে গুরুত্ব দেয়া যাবে না। নিজে যেটা বলছি সেটাই ঠিক। তো আসলে এই মানসিকতাটার না পরিবর্তন আনতে হবে আমাদের যে আ পা সামনের মানুষটা কি বলতে চাচ্ছে? সেই কথাটা বোঝার চেষ্টা করতে হবে। এরকম ভাবে যতদিন পর্যন্ত আমরা আ সামনের মানুষের প্রতি সহানুভূতিশীল না হতে পারবো ততদিন পর্যন্ত কিন্তু আসলে এই জিনিসটার পরিবর্তন আনা সম্ভব নয়। কারন আ প্রত্যেকটা মানুষের কিন্তু আ নিজস্ব মতামত থাকতেই পারে। হতে পারে সেটা কোনো দল নিয়ে, হতে পারে সেটা ধর্ম নিয়ে। এটা যার, যার ব্যক্তিগত ব্যাপার। সেটা নিয়ে তো আসলে আ কোনো আসলে ২-৩ টা কথা বলার, আমার বা আপনার কোনো রাইটস নেই। তাই না?
না। হুম, হুম। উম আচ্ছা। <chuckles> শ শুরু হয়েছে। <chuckles> একদম। হু, হু। চলে আসে। উহু। <chuckles> হ্যাঁ। জি। আচ্ছা। হু, হু। সম্ভব নয়। থাকতেই হবে। হুম। রাইট নাই এক একদম ঠিক। হ্যাঁ, হ্যাঁ মানে বেশ চমৎকারই বললেন এই বিষয়ে আমাদের দেশের কথা। তবে এইক্ষেত্রে আসলে এই যে মানে আ ধরেন হচ্ছে গিয়ে একসময় আসলে কিন্তু অনেক সময় মনে হয়, যে আপনি আপনার কাছে ঠিক, আরেকজন আরেকজনের কাছে ঠিক, এমন সময় দেখা যায় কি কথাবার্তা কিন্তু আর আগানো সম্ভব হয় না। হ্যাঁ? তখন আসলে কিভাবে মানে নিজেকে ওইখান থেকে বের করে এনে একটা দূরত্ব বজায় রাখা যায়, এটা এক আপনি মানে কীভাবে করেন? মানে কিভাবে বুঝেন?
জি। জি, জি। আচ্ছা। হ্যাঁ, আ এটা কিন্তু আ খুবই স্বাভাবিক ব্যাপার। কারণ আ ১ম, এ আমি যেরকমটা বলছিলাম যে আ আমার point of view থেকে হয়তো মনে হতে পারে আমি ঠিক এবং আ সামনের মানুষটার point of view থেকে মনে হতে পারে যে সেই মানুষটাই ঠিক। তো এইক্ষেত্রে আমি মনে করি যে এই জায়গায় যদি ২ টা মানুষই নিজেদের আ দিকটা বুঝে এবং আ অপরদিকের মানুষটার দিকটা বুঝে তাহলে কিন্তু সমাধানটা খুবই সহজ। এরকম না যে একটা মত মিলছে না পাচ্ছে ঐটা আমরা বাদ দিয়ে দেই। তাই না? ঐটা নিয়ে আমাদের আর কথা বলার দরকার নেই। এরকম একটা মনোভাব যদি রাখা যায় তাহলে কিন্তু আমার মনে হয় যে কোন সমস্যা হবে না।
আরেকজন ঠিক। হুম, হুম। একদম। উ হু, হু। বুঝে। সহজ হ্যাঁ। বাদ দিয়ে দিই, হ্যাঁ। <chuckles> জি।